আসলে হয় না যে একসাথে আমি শুনেছি যে, যেই বাড়িতে কুকুর থাকে, সেই কুকুরের সাথেও কিন্তু একসময় একটা ভালো ভালোবাসা তৈরি হয়ে যায়, তাই না? এবং দেখা যায় যে বাড়ির কাজের লোক কিংবা মোট কথা হলো যে, দীর্ঘদিন থাকলে যে কারোর সাথেই কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো ১ম রুমমেট যারা ২ জন ছিল, শুধু রুমমেট না আসলে পুরো মেসে যে ৩০-৩৫ জনের মত ছিলাম।
হুম, হুম। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা।
তো মোটামুটি সবার সাথেই কিন্তু ভালো একটা সম্পর্ক। এটা দেখা গেছে যে, জীবনের তাগিদে, বিপদে-আপদে, আসলে বাবা-মা তো আর ডাকলেও আসবে না, তাই না? দেখা গেছে তারাই যেহেতু আপন কাছে থাকে। তো বলতে পারেন যে খুবই ভালো একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে এবং সেটা আজকে পর্যন্ত কিন্তু তাদের সাথে যোগাযোগ হয় মাঝে, মাঝে।
সবার ভিতরেই। আং একদমই তাই। সতর্কটা আছে। হ্যাঁ। আসলেই তাই আমারও মনে পড়ে যাচ্ছে আসলে যে, মেসে আসলে ঐ সময়েই খুব বাবা মার কাছে যেতে ইচ্ছা করলেও তো ঐটা সম্ভব হয় না। তো যেকোন ধরনের শারীরিক অসুস্থতা, জ্বর যাই হোক না কেন ওই মেসের মানুষজনই কিন্তু একেবারে বাড়ির মানুষের মত করে হ্যাঁ, হ্যাঁ এগিয়ে আসে। অ্যা তো <smacks lips> আপনি যখন আ ১ম বাড়ি ছেড়ে আসলেন এবং তারপরে বাড়ি ছেড়ে থাকাটা শুরু হল। এরপর অ অ্যা এরপর মাঝে মধ্যে ছুটিতে যখন বাড়ি যেতেন তখন কি একটা আলাদা রকমের আপ্যায়ন পেতেন? যেটা হয়ে থাকে সচরাচর।
হ্যাঁ। <chuckles> সম্ভব হয় না। হ্যাঁ, তারাই হেল্প করে। জি। হ্যাঁ, হ্যাঁ। ছুটিতে যাইতাম, ঈদে যাইতাম। <chuckles> জ্বি, আসলে সেটার কথা কি বলবো, বিশেষ করে আমার মা তো অপেক্ষায় থাকতেন যে, কখন আসবে, কখন আসবে? তো প্রথমত ১ম, ১ম কিন্তু আ প্রতি সপ্তাহে বাড়ি যেতাম, হ্যাঁ। যেহেতু আমি যেহেনে থাকতাম জেলা শহর সেইখান থেকে আমার বাসা প্রায় ৪০ কিলো। তো শুক্রবার, শনিবার এই ২ দিন কিন্তু দেখা গেছে বৃহস্পতিবার আমি ক্লাস করে বাড়িতে চলে যাইতাম। <smacks lips> এবং শুক্র শনি ২ দিন থেকে শনিবার বিকেল বেলা আসতাম, এসে রবিবার হচ্ছে যে ক্লাস করতাম। তো পরে যখন দেখলাম যে না এটাতে আমার পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে এবং আমি পিছিয়ে যাচ্ছি। কারণ ওই ২ দিন বাড়িতে থাকলে ঐ ২ <chuckles> দিনে কিন্তু আসলে কোন পড়াশোনা হয় না। <smacks lips> এইজন্য পরে আর কিন্তু ওই সপ্তাহে যাওয়া হয়নি। হয়তোবা মাসে বা ২ মাস পর-পর যাওয়া হয়েছে।
হুম। ওকে। একদম। হুম।